হ্যালো কেমন আছেন আপনি?
আহ হ্যালো, অবশেষে আপনাকে পেলাম। <giggles>
জ্বী। <chuckles> কেমন আছেন আপনি?
তা এই তো আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন?
হুম আমিও বেশ ভালো আছি। এবং মন এ্যা এবং স্বাস্থ্য দুটোই আসলে ভালো।
আচ্ছা। চমৎকার, চমৎকার। তো আম যেটা নিয়ে আমি আসলে আপনাকে একটা প্রশ্ন করব বলে ধরে রেখেছি, সেটা হচ্ছে যে এই কয়দিনের মধ্যে বাইরে কোথাও কি ঘোরাফেরা করা হয়েছে নাকি বা কোথাও ঘুরতে গিয়েছেন নাকি?
হু, হু। জি। হুম, হ্যাঁ আসলে কিছুদিন, কিছুদিন বলব যে আ এতো কয়েক সপ্তাহ আগেই আসলে আমি আ সীতাকুণ্ডের চন্দ্রনাথ ঘুরে এসেছি। আর ট্র্যাকিং ছিল একটা। হুম, তো আসলে বেশ বলা যেতে পারে যে আ ইনজয় করেছি এবং সেই মুহূর্ত গুলো আসলে আমার পড়তে, পড়তে মনে আছে। কারণ আপনি হয়তো ট্র্যাকিং এ গেছেন এবং আপনি জানেন সীতাকুণ্ডের পাহাড়টা আসলে খুবই হুম ওঠাটা একটু একটু কষ্টকর। এবং ওখানে রিস্ক রয়েছে। আমি জানি না অন্যান্য পাহাড়গুলো আসলে এতটা রিস্কি কিনা।
আচ্ছা। আচ্ছা। আচ্ছা। একদম। হ্যাঁ। খুবই, খুবই চমৎকার একটা জায়গা। হ্যাঁ, হ্যাঁ।